এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি যদি এ মানে কেউ আমার সঙ্গে কথা বলছে, আমি অন্য দিকে তাকিয়ে আছি। ব্যাপারটা কিন্তু হল না। হ্যাঁ? সো সাধারণত হ্যাঁ, খুবই বিব্রতকর। যে বলছে, তার জন্যও খুবই অস্বস্তিকর। এবং যে শুনছে, তার মানে তো মানে সে এটা কিন্তু আসলে এক ধরনের অপমানজনক ব্যপার, আমি বলবো। হ্যাঁ? কেউ আপনার সঙ্গে কথা বলছে, আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। ওম বা আপনি কোন ধরনের রেসপন্স দিচ্ছেন না। এই যে যেটা বললাম, একটা মানে মূলত ২ ধরনের সমস্যা হয়। একটা দল আছে যারা কথা শোনার আগেই, উম বেশি আ আগ বাড়িয়ে অনেক কথা বলে ফেলে। একটা দল আছে যারা কথা শুনছে যে, সে কোন ধরনের এক্সপ্রেশনই দিচ্ছে না। হ্যাঁ? সে দুটাই কিন্তু খারাপ। <chuckles> এ কোন এক্সপ্রেশন নাই। এই যে যেমন এখন আপনি, আপনি আর আমি কথা বলছি। আপনি কিন্তু আমার কথার মাঝখানে, মাঝখানে ১ বার ২ বার বলছেন; "হ্যাঁ, অবশ্যই।" তাতে কিন্তু আমি বুঝতে পারছি। যে আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন। কিন্তু সেটা এখন আপনি যদি সারাটা সময় চুপ করে থাকেন, আর আমি এই যে, যে একটার পর একটা সেন্টেন্স বলে যাচ্ছি, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই হবে না। আমার ওরো অন্যরকম। আমি যে হয়তো প্রতিটা সেন্টেন্সের মাঝখানে আপনি হয়তো, ৪ বার করে কথা বলে ফেলছেন বা আমাকে থামিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছেন, সেটাও কিন্তু খারাপ। দু দুটাই কিন্তু হতে পারে বা আমার বা আপনার মধ্যে। আ উদাহরণ হিসেবে বলছি আরকি। জি।
আচ্ছা। <chuckles> বিব্রতকর। <chuckles> না, সেটা তো ঠিক। আচ্ছা, হ্যাঁ। <chuckles> আগ বাড়িয়ে বলে ফেলে, হ্যাঁ। <chuckles> না, সেটা তো অবশ্যই। হ্যাঁ, সেটাই তো বলছি। <chuckles> হুম। <chuckles> হ্যাঁ, সেটা কিন্তু ঠিক। <chuckles> হ্যাঁ, সেটা তো অবশ্যই। যে একটা ব্যাপার, যে আসলে আপনি যেভাবে বলছেন। যে উদাহরণস্বরূপ, যে কথা বলার ক্ষেত্রে কিন্তু আসলে আই কনট্যাক্ট বা দৃষ্টি সংযোগটা রাখা বেশ জরুরি। কারণ আপনি বলা যেতে পারে, আমার উদাহরণ দিয়েই বলছেন। যে এখানে যদি আমি আপনার কথায় গুরুত্ব না দেই বা দেখা যাচ্ছে, আপনি কথা বলছেন, আমি যদি কোনো কথাই না বলি, তখন কিন্তু বিষয়টা অনেক ক্ষেত্রে বিব্রতকর লাগে এবং এই জিনিসটা কিন্তু আসলে আপনার কাছে ভালোও লাগে না। তো সেক্ষেত্রে আসলে আমার রেসপন্সটা কেমন? এটাও আসলে আপনার জন্য জরুরি। বেশ ভালোই বলেছেন। তো কোনো, কোনো অমৌখিক সংকেত দেখালে বোঝা যায় যে, আমরা মন দিয়ে শুনছি?
হুম, হুম।

উম কথোপকথনে নিরবতার ব্যবহার কে সময়কে কার্যকর করতেই পারে। এ যখন আপনার আ যখন আপনি এ্যা ও ওই যে কথা শোনার মাঝখানে ওই যে প্রপার আইকনট্যাক্ট টা করছেন। এ্যা আম তখন কিন্তু আপনার নীরব থাকাটা ভালো। হ্যাঁ উদ্দ অন্য ধরনের আম যখন এবং কি ধরনের কথা? তার উপরে বন্ধু-বান্ধব ধরনের কথার তো অনেক ধরনের। বাক কোন জায়গাটা শুনছি? সেটা তো অনেক ধরনের ব্যাপার আ একজন হল আপনি আমাকে জোকস বলছেন আমি সেটা মনোযোগ দিয়ে শুনছি। সেটাও কিন্তু হতে পারে। তখন আমাদের আমাকে একটু, একটু হলেও মুখে হাসিটা থাকার কথা হ্যাঁ, আমি, আমি, কিন্তু জোকস শুনে খুব গ গম্ভীরভাবে বসে থাকবো। আবার হয়তো এই যে একটু আগে যেটা বললাম। ডক্টর ইউনুসের একটা বক্তব্য আমি শুনছি। সেখানে কিন্তু আমি যে হাসতে থাকবো। তাই না? তাহলে আমার কিন্তু আমি কোথায় শুনছি? যে আমি যে শুনছি সেই জিনিসটাকে আমি যথেষ্ট গুরুত্ব দিচ্ছি কি না?
আচ্ছা। করছে হ্যাঁ। ভালো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা তো অ অবশ্যই। হতেই পারে। <chuckles> সেটা কিন্তু ঠিক না, মানে বিষয়টা এখন যে যদি আসলে গম্ভীরভাবে, উম মানে আহ! হ্যাঁ, হ্যাঁ সেটাই। হুম, বিষয়টা খুব ভালো বলেছেন।
সেই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। কোন পরিস্থিতিতে শুনছি? কেন শুনছি? তাকে গুরুত্ব দিচ্ছি কি না?
আচ্ছা তো এইক্ষেত্রে আসলে দ্রুত বিশ্বাস তৈরী করতে মানে ফলোআপ কোয়েশ্চেন কতটা কার্যকর বলে মনে করেন? কারন আপনি তো বিষয়গুলো খুব সুন্দর ভাবে বলছিলেনই। তো এইটাকে আসলে আপনি কীভাবে দেখেন?
আমি এটা ২ ভাবে দেখি বলবো একটা হলো হ্যাঁ, গ্রুপে আ প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু এগেইন একটা গ্রুপ আছে যারা প্রশ্ন করায় এত বেশি ব্যস্ত থাকে যে শুনছে না। আ আগেই আমার প্রশ আমার অনেকের কিন্তু বক্তব্যেই ব্যাপারটা দেয়া থাকে। তারপরও প্রশ্ন তো করতে হবে। মানে এটা কি হয়? ক্লাসেও আপনি দেখবেন এরকম হয়। কেউ, কেউ, আছে এব নেব প্রচুর প্রশ্ন করে। আমরা ছাত্র জীবন থেকে আরকি বাচ্চা বয়স থেকে দেখে এসেছি। মেব তার মানে কিন্তু এমন না যে ওর কিউরিওসিটি বেশি। অনেক ক্ষেত্রে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি টিচারের প্রিয় পাত্র হব। ওনাকে বেশি প্রশ্ন করব। উনি ভাববে যে আমি অনেক মনোযোগ দিয়ে শুনছি। ব্যাপারটায় কিন্তু হয়তো <grunts> উত্তরটা আগেই দেওয়া আছে।
সেটা ঠিক কেমন? আচ্ছা। <chuckles> দেওয়া থাকে, হ্যাঁ। <chuckles> আ এটা কিন্তু হয়। হা, হা, আচ্ছা। মানে বিষয়টা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে শোনানো কথা। যে, আ যে সে আসলে যে শুনছে তার একটা মানে অভিজ্ঞতা শেয়ার করার জন্য সে বলা যেতে পারে ফলোআপ কোয়েশ্চেন করছে। যে স্যারের কাছে যেন ভালো থাকে। বিষয়টা আপনি বেশ দারুণভাবে বলেছেন। তো ডিজিটাল যুগে
জি। হুম। সেটা তো হতেই পারে, একই সঙ্গে